আহহো! তারপর?
এবং পাশের সিটে আমি বসে আছি। আমার স সম্ভবত আমার পরিবারের সাথে আমি ভিডিও কল এ কথা বলছি। আমি আর উনার ওইটা অতটা খেয়াল করি নাই।
আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে।
তো যখন বিমান ওঠে <smacks lips> এ যখন বিমান হঠাৎ করে উপরে উঠে <chuckles> অ্যা বেল্টটা বান্ধা থাকলে কি বাধা থাকলে কি হয়, আ আমরা যে সামনের দিকে যে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। সিট এর সাথে অ্যাডজাস্ট থাকে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি।
তো বেল সিট বেল্টটা না বাঁধায়, বিমান যখন হঠাৎ করে উপরে উঠছে। তখন মনে করেন যে উল্টে মনে করেন যে সামনের সিটে পড়ছে, ঠিক আছে? হ্যাঁ। অ্যা তো আ তো আসলে মনে করেন যে বিমানের ভিতরে যারা <chuckles> হ্যাঁ, হ্যাঁ। তো বিমানের ভিতরে যারা ছিল সবাই কিন্তু হাসাহাসি শুরু করে দিছে, ঠিক আছে? আ তো আসলে এটা একটা আ মনে করি মজারই ঘটনা বলা যায়। কারণ সে হ্যাঁ সে একটা বিমান ভ্রমণ করতেছে। তাকে হ্যাঁ ২ বার আপনার মাইকে বলা হইছে। প্লাস প্র্যাকটিক্যাল এ ২ বার দেখানো হয়েছে। তারপরেও সে কিন্তু এটা ফলো করে নাই, দেখে নাই, চেষ্টা করে নাই। এবং আমি মনে করি তারই একটা গাফিলতি করার কারণে ঘটনাটা ঘটছে, হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। ওহহো! এটা তো অ্যা একটা কষ্টকর অনুভূতি। আপনার জন্য মজার হলেও আপনার বন্ধুরতো ১২ টা বাজছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। একদম, একদম। আপনি ঠিক বলছেন। কারণ এটা আসলে বিমানে যখন আমরা ভ্রমণ করি, সেই সময়ে এই ব্যাপারগুলা বা ইন্সট্রাকশন গুলা কিন্তু আসলে একটু খেয়াল করেই মেনে চলা উচিত।
আ হ্যাঁ।